সেটাই।
বিশেষ কোনো গান আছে কি? আপনার যে আমা আপনার বিশেষ কোনো গান যেটি আপনি শৈশব থেকে কিংবা আপনার অনেকদিন আগে থেকে আপনি শোনেন যেটি আপনার মনের মধ্যে দাগ কেটে আছে।
আ আমর অ্যাকচুয়ালি আমার তো মনে করেন আ আমার আম্মুর সাথে বন্ডিংটা অনেক ভালো। হ্যাঁ? ছোটবেলা থেকে আম্মু যদি যখন রান্না-বান্না করত, আম্মুর পিস, পিস ঘোরা, ঠিক আছে? ছোটবেলা থেকেই আমি আম্মুর। এখন আমার আম্মু দেখি কি, গুন গুন করে গান গায়। আমার গানটা আমার ছোটবেলা থেকেই পছন্দ এবং হচ্ছে আমি আ আম্মুর কাছ থেকে শেখা। এ সাবিনা ইয়াসমিনের গান আম্মু গেত। তারপরে দেশের গান গেত সেগুলার শুনে, শুনে আম্মুর কাছ থেকে শিখা। এবং আমি হচ্ছে স্কুলে আমাদেরকে যখন সাংস্কৃতিক একটা ক্লাস থাকতো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ডাকা হত। জোর করে ডাকা হত। হ্যাঁ, এখন লজ্জায় না যেতে পারতাম না। কারণ আমি তো গান শিখি না। আমি তো গান শিখি না। সে তো ওইযে আম্মুর কাছ থেকে এ শোনা। এ সেক্ষেত্রে আম্মুর কাছ থেকে শুনেই কিন্তু গানটা গেতাম। এখন যখন গেতাম তখন হচ্ছে টিচাররা আবার আমাদেরকে খুব আমাকে খুব পছন্দ করতো যে হ্যাঁ, তখন মনে হতো যে হ্যাঁ আমি মনে হচ্ছে পারতেছি। আ উ টিচারদের পছন্দ হচ্ছে যে আমার গলাটা পছন্দ হচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা হচ্ছে সাংস্কৃতিক আ ইয়ের সাথে আস্তে, আস্তে জড়িত হয়ে গেলাম। যে প্রতিদিনই তো উ সপ্তাহে আমাকে গান গেতে হবে। এরকম একটা ইয়ে হয়ে যেত যে আমি পারি আর না পারি আমাকে সামনে দাঁড় করে আমাকে গান গেতেই হত। তো সেই ক্ষেত্রে আমি বাধ্য হয়ে আমি গান শিখতে গেলাম। এমনি আমার ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে আ মানে গান শিখানোর খুব ইয়ে করছে যে আ তুমি গান শিখো। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি আ গানটা এ সে এ শিখেছি। আ তারপরে হচ্ছে কলেজ লাইফ এও আমি অনেক গান গেয়ে পুরস্কারও পেয়েছি। তারপরে হচ্ছে সার্টিফিকেট ও ছিল। যাই হোক অ যতটুকু আ পারছি করছি। তারপরে হচ্ছে চাকরি যখন করতাম তারপরের থেকে বাদ, বাদ হয়ে গেল। কিন্তু তারপরেও বাদ আ মানে একাডেমিক ভাবে একাডেমিক ভাবে একাডেমিক ভাবে ভাবে আমি হচ্ছে বাদ পড়ে গেছি। আ বাট হচ্ছে আমি ঢাকাতে যখন জব করতাম তখন হচ্ছে স্টুডেন্ট কে গান শিখাতাম। ঠিক আছে? ওটা রানিং ছিল। কিন্তু তারপরের দিকে আ এখন আর টোটালি বাদ কিন্তু আমি গান শুনতে পছন্দ করি।
হুম। হ হ্যাঁ হুম। হু। হু, হু। আ হু, হু। এ <clears throat> আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। আ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হু। উ হু। গান টা গাইতে হচ্ছে। আ আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। এখন গাওয়া হয়? <chuckles> আচ্ছা। হুঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। গান শনে গান শোনা হয়তো না?
হ্যাঁ শুনি আমি।